এই কথাগুলা আসলে বলার
উহুম।
আপ এভাবে করে যদি আসলে আমি চেষ্টা করি তাহলে বেশ একটা ভালো একটা ব্যাপার আরকি হবে। আ
জি।
টার কথা বললেন, ওই প্রবাদটার কথা আসলে আবারও মনে পড়ে গেল। কারণ আ আসলেই আ আমি যদি আস
জি।
কোনো বিনিয়োগটা করে ফেলি, তো আপ আমার তো আসলে ওই ১ টাই উৎস থাকবে। আর ওই একটা উৎসতে যদি আসলে আমার income-এর যে
উহুম। জি।
ইগ্রস্ত হয় তাহলে মানে সম্পূর্ণটাই আসলে একটা বৃথা যাবে বা আ অনিশ্চয়তার মধ্য দিয়ে আসলে আছি যেটা আসলে বর্তমান অবস্থা আমার। তো আ এখন যদি আসলে আমি আ আগামীতে ছোট, ছোট করে যদি আসলে কয়েকটা জায়গাতে আসলে ব্যবসায় যে আ বিনিয়োগের ব্যাপারটা আছে বা আ যেকোনো ক্ষেত্রে আসলে বিনিয়োগের যে ব্যাপারটা আছে সেটা যদি আসলে ছোট, ছোট করে, আ ওই একই অংক যদি আসলে বা ইয়ে করতে পারি তাহলে আরকি বেশ একটা সুবিধায়
উহুম। অ্যা জি। হ্যাঁ।
আর আরেকটা ব্যাপার আসলে আমার কাছে সবথেকে ভালো লাগলো যে আ বিষয়টা আমি না পরিবারের সাথে আসলে একটু কথা বলা নিয়ে একটু আ চিন্তায় ছিলাম। তবে আপনি যেমনটা আসলে আমাকে বললেন, যে পরিবারের সাথে যদি একটু কথা বলি তাহলে বিষয়টা অনেকটা আরকি ওইযে চাপের থেকে আসলে মুক্তি পেতে পা
আচ্ছা। উহুম। হ্যাঁ রে
আমি অবশ্যই পরিবারের সাথে ব্যাপারটা নিয়ে খোলামেলা কথা বলার যে আসলে একটা চেষ্টা আমি করব। আর
জি। <clears throat> হুম।
সেই রকমের ভালো লাগলো। কারণ ভাই আ কথাগুলো আরকি বাকিদের সাথে আ বলে আসলে আমি ঠিক কোনো কিছু করে উঠতে পারছিলাম না। তবে আপনার সাথে বলার পরবর্তীতে আপনি মন দিয়ে শুনলে
বুঝতে পেরেছি। উহুম।
একটা চাপের ম যে ভিতরে দিয়ে যাচ্ছিলাম সেই চাপটা আসলে আপনি আমাকে অনেকটা relief করে দিলেন ভাই। তো ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য আপনার tips আর এত সুন্দর করে আমার কথাগুলো শোনার জন্য। জি ভা
জি। জি। কোনো ব্যাপার না, ভাই। ধৈর্য ধরে এই পদক্ষেপগুলো যদি আপনি অনুসরণ করলে ধীরে, ধীরে এইযে আর্থিক অনিশ্চয়তাটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। তো আপনার কাজের প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে জানাচ্ছি যাতে আপনি আপনার এই অস্থিরতাগুলো খুব শীঘ্রই কাটিয়ে উঠতে পারেন। ধন্যবাদ আপনাকে।
<sneezes>

হ্যাঁ।
আসলে ৳১০, ০০০ খরচ করবো। আপ এই বিষয়টা না ভাই আমি করে উঠতে পারি না। দেখা যায় যে আসলে যে মাসে একটু তুলনামূলক আ ইনকাম একটু বেশি হয়েছে তো সেই মাসে না ভাই খরচটা আসলে বেশি হয়ে যায়। আর এই আ যে মাসের খরচটা বেশি হয়ে যায় এই একটা অভ্যেসের যে ক্ষেত্র আছে ভাই সেটা আসলে খুব বেশি রকমের আরকি আমাকে আরকি পীড়া দেয়। কারণ আ দেখা যায় যে আসলে এমন একটা অভ্যাসে পরিণত হয়ে যায় যে
আচ্ছা। হুম, হুম। জি। হুম, হুম। জি।
এ ওই অব অভ্যাসটা কাটাতে কাটিয়ে উঠতে আর না পারি আসলে ভাই। মানে কোন বাজেট করতে। তো ওই সময়টাতে আরকি সব থেকে বেশি রকমের একটা চাপে পড়ে যাই। আর
বুঝতে পেরেছি।
উ ওইটা নাই অবশ্য। তবে ভাই
হ্যাঁ।
কাঁচামালের ক্ষেত্রে বা এইযে দৈনন্দিনে চল
হুম, হুম। জি।
ছোটোখাটো ঋণ হয়ে যায় আরকি হালকা পাতলা। তো আপ এইক্ষেত্র
হুম। হুম।
একটা budget planning এর কথা আসলে আপনি বলার পরবর্তীতেই মাথায় আসলো যে, এখানে আরকি savings এর যে ব্যাপারটা আপনি বলছিলেন ওইটা আসলে আমার মাথায় রাখা উচিত। তবে এই ব্যাপারটা আসলে
হু, হুম। হ্যাঁ। অবশ্যই।
টা যদি আসলে আমাকে একটু খুলে বলতেন তাহলে ভাই বেশ উপকৃত হতাম আরকি। জি, ভাই।
আসলে দেখুন, আসলে একটা প্রবাদ আছে, 'সব ডিম এক ঝুড়িতে রাখবেন না।' মানে এই প্রবাদটার আ মানে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু সবথেকে একদম কার্যকরী। যে আপনার সঞ্চিত যে বর্তমান অর্থ আছে সেগুলো আসলে আপনি যেটা আপনি বললেন যে আপনি একটা ছোটখাটো ব্যবসা করছেন। আপনি এক জায়গাতে এটা বিনিয়োগ করবেন না। আপনি চেষ্টা করুন বিভিন্ন কিছু জায়গাতে, বিভিন্ন কিছু ক্ষেত্রে আপনার এই সো ছোট সঞ্চয়টাকে বিনিয়োগ করার জন্য। এতে করে হবে কি? যে আপনার এইযে একটা মাস শেষে যে গিয়ে যে একটা আর্থিক টানাপোড়নের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু অনেকাংশে আপনি কাটিয়ে উঠতে পারবেন। কেমন করে? আপনি ছোট, ছোট করে যদি কিছু জায়গায় বিনিয়োগ করে রাখেন হয়তোবা সবগুলো থেকে সমানভাবে কখনো সফল আস সফলতা আসবে না। কিন্তু কোন একটা যদি ভালো করে আপনার জন্য লেগে যায় তাহলে দেখবেন যে সবথেকে ওইটার থেকে একটা ভালো আপনি একটা benefit তৈরি করতে পারবেন। এবং এক্ষেত্রে অবশ্যই জরুরি যে আয়ের একটা বিকল্প উৎস খুঁজার জন্য। আপনি যেটা করছেন বা যার উপর আপনি বর্তমান নির্ভরশীল আছেন সেটাতে না থেকে সম্ভব হলে অতিরিক্ত কোন কিছু একটু করার চেষ্টা করতে পারেন। সেটা আপনার বাসা থেকে দেখা যাচ্ছে এখন অনলাইনে এর সময় তো online related অনেক বিজনেস আছে। অফলাইনেও ছোটখাটো অনেক ধরনের বিজনেস আছে। আপনি সেটা করেও আপনার বর্তমান সমস্যাটাকে আপনি আসলে কাটিয়ে উঠতে পারেন। আর এক্ষেত্রে সবথেকে জরুরি ব্যাপারগুলোর মধ্যে যেটা হচ্ছে <smacks lips> যে আপনাকে কিন্তু মানসিকভাবে মানে নিজের একটা যত্ন নিতে হবে। অনেক সময় হয় কি? যে মানসিক অস্থিরতার কারণে অনেক ছোট কাজেও অনেকটা চাপ সৃষ্টি করে দেয়। তো এই সময়গুলোতে আসলে হতাশ না হয়ে পরিবার বা বন্ধু-বান্ধবদের সাথে কথা বলতে পারেন। নিয়মিত ব্যায়াম এবং meditation করতে পারেন যেটা আপনাকে মানসিক চাপ সামলানোর জন্য অনেকটাই সাহায্য করতে পারে বলে আমি মনে করছি। তো আপনি আসলে যদি এভাবেও চেষ্টা করে দেখেন তাহলে হয়তোবা আমার কাছে মনে হচ্ছে যে আ আপনি আপনার আ এই বর্তমান যে সময়গুলোতে আপনি আসলে সমস্যা আ দেখছেন সেই সমস্যাগুলো আপনি কাটিয়ে উঠতে পারেন। তো আপনার কাছে কি মনে হচ্ছে ভাই? যদি এভাবে একটু চেষ্টা করা যেতে পারে তাহলে কি কাটিয়ে উঠতে পারবেন আপনি এই
হ্যাঁ, হ্যাঁ। উম জি। উম জি। বুঝতে পারছি। উম জি। হ্যাঁ, হ্যাঁ। উম বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। <clears throat> উম জি। উম জি। আ উম হ্যাঁ, ভাই। আ আসলে এ চিন্তা করে